আচ্ছা, খুব গুরুত্ব এবং আ খুবই একটা বি মানে বাহ জরুরি একটা কথা নিয়ে আজকে কথা বলতে এসেছি। সেটা হচ্ছে যে কাজের চাপ, যেটাকে সে অ্যা স্ট্রেস বলে, এই কাজের চাপের জন্য তো মানুষ অনেক ভুগছে দেখা যাচ্ছে এখনকার দিনে। তো এই কাজের চাপ কমানোর জন্য আপনি কী পদ্ধতি অবলম্বন করে থাকেন এবং কী, কী করে আপনি এটাকে সামলান? যদি একটু বলতেন।
একদম ঠিক। হা আসলে বলতে গেলে কী? কাজের চাপ তো দেখা যায় সবারই ইপ জীবনে কম, বেশি থাকে। তো দেখা যায় এটা কিন্তু একটু নিয়ন্ত্রণ করা খুবই দরকার। কারণ দেখা যায় কী? যে আপনি যদি আপনার কাজের চাপটা ঠিক মতন করে না সামলাইতে পারেন, তাহলে কিন্তু দেখা যাবে যে মানে কাজের যে ইয়াটা আছে, ফলাফলটা আছে, ওইটা দেখা যাবে যে একটু মানে আ মানে সবসময় ভালো হয় না বা, একটু মানে যা আপনি পারবেন, তার চেয়ে একটু একটা কম ফলাফল আসে। এটা একটু মানে সমস্যা হয় অনেকের ক্ষেত্রে আরকি, জিনিসটা মানে আমি খেয়াল করছি। তো দেখা যায় জি, জি। তো দেখা যায় কী? যে এই কাজের চাপ যদি আপনি কমাইতে চান, তাহলে কিন্তু কিছু অ্যা অভ্যাস আছে বা, কাজ আছে, যেটা আপনি করলে দেখা যায় যে আপনি আ কাজের চাপটা একটু কমাইতে পারবেন আরকি। মানে এটা আমার বিশ্বাস।
একদম ঠিক বলেছেন। আচ্ছা, আচ্ছা। ঠিক বলছেন। ঠিক বলেছেন। আপনার সাথে একদম সহমত। জি। আচ্ছা, এইযে অভ্যাসের কথাটা বলেছেন যে, এই অভ্যাসগুলা কী, কী? যদি একটু বিস্তারিতভাবে বলতেন।
এ জি, অবশ্যই। মানে কাজের চাপ যদি আমি একটু কমাইতে চান, তাহলে দেখা যায় কী? যে আপনার প্রথমত আ কাজের চাপ যেটা আছে, ওইটা কমানোর জন্য প্রথমত আপনার যে ধরনের কাজ করতে একটু ভালো লাগে, ওইগুলো কাজ কিন্তু আপনি করলে দেখা যাবে যে আপনার কাজের চাপটা একটু কমবে। যেমন দেখা যায় কী? যে অনেকের ক্ষেত্রে এরকম থাকে যে আ কেউ চা খাইতে পছন্দ করে, কেউ গান শুনতে পছন্দ করে, কেউ আবার দেখা যায় যে একটু হাঁটাহাঁটি করলেও আ তার ভালো লাগে আরকি। তো এগুলো করলে দেখা যায় কী? যে মানে কাজে যে চাপ থাকে, ওইটা কিন্তু অনেকটা কমে যায় আরকি। পরে দেখা যায় যে আপনি আবার কাজ করতে একটা মানে কী বলবো? একটু সুবিধা পাচ্ছেন বা, একটু ভালো লাগতেছে আপনার ওই কাজটা করতে। তো এ এইসব কাজ কিন্তু করা যায়।
আচ্ছা, আচ্ছা। আচ্ছা, আচ্ছা। জি, জি, জি। হে ঠিক বলেছেন। চমৎকার বলেছেন। জি, জি, জি। আচ্ছা, তো এইখানে এইখানে যদি আপনাকে একটা কথা আ জিজ্ঞেস করি, সেটা হচ্ছে যে, যেমনটি আপনি বলেছেন যে, অ্যা এমন কিছু কাজ করতো, যেটা করতে পছন্দ করি। তো এখন দেখা যাচ্ছে যে অনেকে অ্যা যে কাজটার মধ্যে আছে বা, যে পেশাটার মধ্যে আছে, তারা তাদের ইচ্ছার বিরুদ্ধে বা, দেখা যাচ্ছে যে তাদের পরি পারিবারিক চাপের কারণে তারা আজকে সে কাজটা করছে। তাদের জন্য তো দেখা যাচ্ছে এটা উ তীব্র সময়ের জন্য বা, অনেক সময়ের জন্য একটা চাপই রয়ে গেছে। তো তাদের ছো জন্য আপনি কী বলবেন?
উ হ্যাঁ, অবশ্যই। হুম, হুম। বুঝতে পারছি।

আ আসলে দেখা যায় কি? যে যারা আরকি এইসব কর্পোরেট জীবনে বা, অফিস জীবনে আছে, তাদের কিন্তু দেখা যায় কি? যে কাজের চাপ কিন্তু আ সবসময়ই থাকে। দেখা যায় যে কোনো প্রজেক্ট যদি থাকে এরকম বা, যেটা শেষ করতে মানে মোটামুটি সময় লাগে বা, দেখা যায় যে আপনার যে মানে একটা নির্ধারিত সময় আপনি কাজ করেন অফিসে, ওইটা দেখা যায় মাঝেমধ্যেই একটু বেশি করতে হয় বা, একটু বাসায় মাঝেমধ্যেই একটা কাজ করতে হয়। তো তখন দেখা যায় কি? যে আমি মনে করি যে, এই চাপ যদি মানে আপনি কমাইতে চান, তাহলে কিন্তু কিছু আ কাজ করা যায়। যেমন আপনাকে আ প্রথমত যে কাজটা করতে হবে, ওইটা হচ্ছে গিয়ে নিজেকে একটু শান্ত রাখার চেষ্টা। যেটা হইতে পারে যে আপনি আ হয়তোবা একটু মানে আ শ্বাস-প্রশ্বাস যেটা আছে, ওইটা করলেও কিন্তু দেখা যায় মাঝেমধ্যে একটু কাজে দেয়। আমার ক্ষেত্রেও কাজে দেয়। যে ধরেন আমি আ নিঃশ্বাস প্রশ্বাসে একটা মানে ব্যায়াম করি। যে আ ৪ সে হ্যাঁ, ৪ সেকেন্ড আমি মনে করে নিঃশ্বাস নিলাম। তারপর ৪ সেকেন্ড আবার নিঃশ্বাসটা ত্যাগ করলাম। তো এটা দেখা যায় যে আমার মোটামুটি একটু কাজে দেয় আরকি। আর আ যখন ধরেন যে আমি আ কী বলে? কোনো হাঁটা চলা বা, ধরুন রাত হয়ে গেছে। তো তখন দেখা যায় যে আমার এই কাজটা কিন্তু মোটামুটি আ কাজে দেয় বা, কফি খেলে দেখা যায় একটু মানে আমার কি বলে? একটু আ কাজ করার যে সজাগ হয়ে যাই। তো এটাও মাঝেমধ্যে কাজ চাঙ্গা ভাব অনুভব হয় আরকি। <chuckles> বুঝ জি।
জি। একদম। জি, জি। আচ্ছা। আহ আচ্ছা, আচ্ছা, আচ্ছা। ব্যায়াম করেছেন, জি। আচ্ছা, আচ্ছা। বুঝতে পেরেছি। জি। চাঙ্গা ভাব অনুভব। জি, বুঝতে পারছি। এ চমৎকার কথা বলেছেন কিন্তু। তো এখানে একটা জিনিস তো অবশ্যই প্রশ্ন করতে হয়। সেটা হচ্ছে দেখেন আ এখনকার দেশের যে পরিস্থিতি, মানুষ কিছু হলেই আন্দোলনে নেমে যায়। কিন্তু বাহিরের দেশে যেটা দেখা যায় যে আ মানুষের কিন্তু নির্ধারিত একটা সময় আছে। এর উপরে কোন কাজ করানো যাবে না। কিন্তু বাংলাদেশের দৃশ্য তো পুরাই অন্যরকম, না? যে দেখা যাচ্ছে যেআ বসের জুতাটাও পর্যন্ত অনেকে গিয়ে পলিশ করে দিয়ে আসে। তো এটার বিরুদ্ধে কোন আন্দোলন করা হচ্ছে না কেন? বা এটার বিরুদ্ধে কেউ প্রতিবাদ কেন করছে না? আপনার কি মনে হয়?
একদম। <chuckles> <chuckles> একদম ঠিক কথা। <chuckles> আ আমার কাছে মনে হয় কি? প্রথমত যে সবারই একটা ভয় থাকে। ওইটা হইতেছে গিয়ে আ নিজের চাকরি যে চলে যাবে, এটার একটা ভয়। কারণ দেখা যায় কি? যে ধরেন আমিও প্রতিবাদ করলাম আমার আ মানে বসের বিরুদ্ধে। তো ধরেন ত তখন দেখা যাবে যে আমার চাকরিটা কিন্তু মানে আ নাই হয়ে যাওয়ার বা, চাকরিটা চলে যাওয়ার কিন্তু স সম্ভাবনা অনেক বেড়ে যায়। তো তখন কিন্তু আমি মানে এক কথায় যে কাজের যে মানে এট প্রবাহ আছে বা, আমি ধরেন মাসিক যে একটা বেতন পাইতেছি, ওটা কিন্তু ওইটা থেকে বঞ্চিত হব। তো দেখা যায় এই চাকরি থেকে মানে চাকরিচ্যুত না হইতেই কিন্তু দেখা যায় যে অনেকে আ মানে এইসব পদক্ষেপ নেয় না বা, এরকম প্রতিরোধ কিন্তু গড়ে তোলে না। কিন্তু এটা কিন্তু সমাধান হ্যাঁ, সমাধান কিন্তু খুবই সহজ। যে আপনি যদি সবাইকে মিলে একসাথে কোন একটা ই করতে পারেন, তাহলে কিন্তু দেখা যাবে যে আপনি একটা আ ভালো ফলাফল পাবেন বা, আপনি যা চাইতেছেন, তাই কিন্তু হ হবে আরকি, মানে আপনার মন মতন।
জি, জি। জি, জি। এইটা ঠিক বলেছ। বুঝতে পারছি, মুখটা বন্ধ করে রাখে। জি। একদম। জি, একদম ঠিক বলেছেন। আর সবচেয়ে বড় কথা যে বাহিরের দেশে একদম বলা থাকে না? যে এত ঘন্টাই চাকরি করতে হবে। এর বেশি করতে গেলে কোম্পানির বিরুদ্ধে অ্যাকশন নেওয়া হবে। এটা তো বাংলাদেশে মনে হয় না আছে, এটা কি আছে?